বুঝতে পেরেছি। হ্যাঁ, খুবই খুবই ভালোভাবে বললেন যে আপনি এই একটা মেডিটেশনের মাধ্যমে দেখা যায় আপনার রাগটাকে কন্ট্রোল করেছেন। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি ধরেন এইযে এইটা করার পরবর্তীতে বা আপনি যখন থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে আর কারো প্রতি আপনি কোনো ধরনের রাগ রাখবেন না। হয়তো কেউ কিছু করলেও ঐটা আপনি ছেড়ে দেবেন বা ক্ষমা করে দেবেন এবং পরকালের জন্য ছেড়ে দেবেন যে পরকালে যা হওয়ার হবে। এখানে যদি জিজ্ঞেস করি আপনার এইযে এই জিনিসটা শুরু হওয়ার আগে মানে ক্ষমা করার আগে এবং পরবর্তীতে আপনার মানসিকভাবে কি পরিবর্তন হয়েছে? আগে আপনার কেমন ছিল মানসিকতা? তারপরে আপনার মানসিকভাবে কেমন পরিবর্তন হয়েছে? কারণ যেটা একটু আগে বললেন যে শুরুতে যেটা বলেছিলেন যে রাগ ধরে রাখলে দেখা যায় আমাদের মাথায় অনেক ক্ষেত্রে অনেক টেনশন থাকে। আমরা নিজেদের অনেক বেশি মানসিকভাবে বিপর্যস্ত থাকি। কিন্তু রাগটা হয়তো ছেড়ে দিলে বা ক্ষমা করে দিলে দেখা যায় তখন আমাদের একটা মেন্টাল পিস এর জায়গা থাকে। তো আপনার কেমন পরিবর্তন হয়েছিল?
তো হুম, হুম। হুম। জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আগে যখন আমার রাগ হইতো তখন কি হইতো? আমি আছে না প্রচুর পরিমাণে ভাঙচুর করতাম। আমি যদি কিচ্ছু না পাইতাম আমি দেওয়ালে ঘুশাইতাম। মানে আমার মধ্যে একটা হিংস্রতা ছিল। যে এই জিনিসটার পরে মানে এইটা কিন্তু ১ দিন ২ দিন করিনি। আমি টানা ৪-৫ বছর ধরে করছি। ঠিক আছে? প পাঁচ বছরের বেশি করছি। তো তখন হইছে কি? যে আমার মধ্যে রাগটা এখনো আছে। আমার প্রচুর রাগ এখনো হয়। কিন্তু পার্থক্য হইলো আমার রাগ হইলেও আমি আমার চেহারায় কিন্তু এইটা ফুটায়ে তুলি না। আমি কিন্তু আমার জি, জি, জি, জি। আমি কিন্তু মাথার মধ্যে রাখি এবং আমি বুঝি যে এটা আসলে এই রাগটা এখানে দেখানোটা ঠিক হবে কিনা। রাগটা কখনো চলে যায় না। সত্যি কথা বলতে কি? আপনি যত যাই করেন আপনার মধ্যে যে একদম আ জন্মগত যে কিছু বৈশিষ্ট্য থাকে হ্যাঁ, হ্যাঁ এগুলো থাকবে। কিন্তু রাগ হওয়ার মানেই যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব এটা না কিন্তু। আপনি একটা অন্যায় করতে পারেন। আর এমন না যে আমি সবসময় সবকিছু পরকালের জন্য ছেড়ে দেই। আমার কাছে মনে হয় কি? যে, যেই জিনিসটা নিয়ে আসলে এখন বাড়াবাড়ি করলে আমার মানসিক শান্তি নষ্ট হবে, ওই জিনিসটা আমি যতটা পারি এড়ায় চলতে। কিন্তু তার তার মানে এটা না কখনোই যে আমি সবকিছু অন্যায় একদমই ছেড়ে দিই। আমি চেষ্টা করি যে মানসিক শান্তিতে যেনো আঘাত না ঘাটে আমার।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। ঠিক। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে এখন কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ। ঠিক। অ্যা হ্যাঁ। রাগ আসবেই না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক। খুবই স্বাভাবিক। হ্যাঁ, হুম। বুঝতে পেরেছি। নো হ্যাঁ, বুঝতে পারছি।